হুম, বুঝতে পারছি। আমিও আপনার স কথার সাথে একমত। আ রুটি আ রাতে, আর আপনার যদি সকালের নাস্তায়ও কিন্তু খেতে পারেন, কারণ আ হো হয় কি? আপনার যখন আ সকালের নাস্তা করে আরকি বাহিরে চলে যাওয়া হয় কা নানান কাজে, কর্মব্যস্ততার ফলে কিন্তু ক্ষুধাটা কিন্তু ভাই লেগেই যায়। তো আ সেক্ষেত্রে আপনার সকালের নাস্তা, রাতে আসলে রুটি খাওয়াটা আমার কাছে মনে হয় যে, ভালো একটা, আ ভালো একটা তা ডিসিশন নেয়া হবে বলে আমার কাছে মনে হয়, কিংবা কার্যকরী বলে আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে। এখন
হুম, হুম, হুম। ঠিকই বলেছেন। আসলে এ আপনি দেখবেন যে, ডায়াবেটিকস রুগীরাও কিন্তু রুটি খেতে পছন্দ করে। কারণ গ্লুকোজটা নিয়ন্ত্রণে থাকে। আবার যে বললাম, ওজন নিয়ন্ত্রণের জন্য হুম।
হ্যাঁ। হ্যাঁ, তারা আ প্রতিদিন সকালে হ্যাঁ, তারা প্রতিদিন সকালে রুটি খায় এবং রাত্রে রুটি খায়। আবার মোটা মানুষরা তো রুটি খায়। ওট তাদের অবশ্য স্পেসিফিক ডোজ হিসেবে। মানে আপনার ওষুধের মতো করে, কম-বেশি একটা ব্যাপার আছে
হ্যাঁ। উ হুম। হুম, হুম, হুম। হুম।
আচ্ছা, আ ভাত আর রুটির, মা রুটির মধ্যে স্বাস্থ্যকর কোনটি বেশি বলে মনে হয় আপনার কাছে? এখন তো আমরা ২ টা নিয়েই কথা বললাম।
হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে নির্ভর করে ব্যক্তি, বয়স কিংবা কাজ বা স্বাস্থ্যের উপর, বুঝছেন? আসলে হঠাৎ করে বলা উচিত হবে না যে, রুটি ভালো কিংবা ভালো
জ্বি। আচ্ছা, আমরা, আমরা দা বয়স, ব্যক্তি আ এইসব সব সব সবগুলো বিষয় আরকি বাহিরে রেখে দিই বা সাইডে রেখে দিই। রেখে দিয়ে আ ধরেন, একটা সাধারণ সুস্থ, আ সুস্থ-সবল মানুষ আ মানে সাধারণ মানুষ, আ তার ওজন, উচ্চতা, আ শারীরিক যে, তা রোগের ক্ষমতা, সব সবকিছু একদম স্বাভাবিক। তো তার জন্য আসলে কোনটা ভালো হবে বলে আপনি মনে করেন? রুটি নাকি ভাত?
হুম। হুম। হুম। হুম। আ তার জন্যই আসলে, আমি আবারো একটা কথাই আপনাকে বলব যে, ভাত আর রুটি দুটোই দরকার। কিন্তু কী পরিমাণে এবং কখন খাচ্ছেন? সেটা কিন্তু গুরুত্বপূর্ণ।
আচ্ছা, মানে আপনার আ ২ টার মধ্যে আপনি বলতে চাচ্ছেন যে, ২ টার মধ্যে সামঞ্জস্য রেখে বা ভারসাম্য বজায় রেখে, ভারসাম্য
না, না। আমি বলেছি যে আপনি, আপনার শরীরে সকালবেলা রুটি খাওয়া জরুরী, স্বাস্থ্যকর। এবং আপনি যদি সকালবেলা রুটি একটা অমলেটের সাথে খেয়ে থাকেন, কিংবা শাকসবজির সাথে ভাতের তুলনামূলক রুটিতে আপনার শক্তিটা বেশি জোগাবে এবং ভালো হবে আবার দুপুরবেলা আপনাকে বলবো, আপনি যদি ভাতের সাথে আ ভালো একটা ভারী খাবার খেয়ে নেন, ভারী তরকারি দিয়ে খেয়ে ফেলেন, তাইলে আপনি সারাটা দিন, একটা ভালো এনার্জি পাবেন। আবার রাতের কথা বলি, আপনি যদি রাতে আবার রুটি খান, তাহলে আপনার আ পেট ভারী হবে না, আপনার ঘুমটা ভালো হবে, হজমের সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি খাচ্ছেন, কখন খাচ্ছেন? সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাত বা রুটি, এটা বিষয় না। তবে আপনি যদি এরকম কোন হিসাব করে থাকেন যে, আপনি শুধু রুটিই খাবেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বা সমস্যা।
জ্বি। হ্যাঁ। হ্যাঁ। জ্বি। আ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। জ্বি।